<chuckles> আচ্ছা, আচ্ছা। মানে আপনি আসলে আ যেই দামে কেনেন, সেই দামের তুলনায় যে, ধরনের প্রোডাক্ট আপনি পাচ্ছেন, সেটাতে আপনি সন্তুষ্ট। আর ব্যাপার হচ্ছে আপনি যে, যাচাই বাছাই করে নিচ্ছেন আগে থেকে। যেমন এই যে, ইনবক্সে বললেন যে, একটা রিয়াল ছবি দেখব। অনেক সময় কিন্তু AI দিয়ে নানা ধরনের ছবি বানিয়ে তারা দেয়, হ্যাঁ? digitalized ছবি। কিন্তু সেটা স রিয়াল একটা ছবি আপনি চাচ্ছেন। এটা কিন্তু একটা সচেতনতার একটা চমৎকার উদাহরণ হতে পারে। তো এইরকম করলে মানে আপনি বলতে চাচ্ছেন যে, আসলে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো অনেক সময় কিন্তু হয় যে, আ দেখা যাচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে মানুষ আ অনেক আম তাদের নিজস্ব ব্যবহৃত আ জামাকাপড় বলুন, কিংবা ঘড়ি বলুন একটা হাতের, কিংবা একটা জুতা বলুন, সেটা কিন্তু তারা প্রকাশ করছে, ছবি তুলে দিচ্ছে। তো দূর থেকে দেখে মনে হচ্ছে কিংবা ছবিতে দেখে মনে হচ্ছে জিনিসটা খুব দামি। আসলে হয়তোবা আ জিনিসটা শুধুমাত্র একটু চাকচিক্য বাহির থেকে চাকচিক্য হচ্ছে। এমন জিনিস কি আপনার পরিচিত মানে আপনার আ নিউজ ফিডে, কিংবা আপনার ফ্রেন্ডলিস্টে কেউ আছে? যারা সবসময় এ ধরনের কাজ করে এবং আ মানুষকে বিভ্রান্ত করে?
হুম। জি, জি। হুম। হুম, জি, জি। উ উ জি। জি। হুম, উ হুম। হুম। আ হ্যাঁ, এরকম ঘটনার শিকার হয়েছে এরকম আমার কয়েকজন আছে। আর আমি একটা একটা প্রোডাক্ট কিনেছিলাম। সেটা হচ্ছে যে, আমি সচরাচর কিনি না, ঘড়িটা খুব বেশি দামিও ছিল না। তবে অ্যা মানে আমি ওইটাতে একদমই satisfied ছিলাম না। মানে ওটাতে দেখতে অনেক সুন্দর লাগছিল ওইটা। উম যেহেতু ওয়েবসাইট থেকেই কিনতে হ হতো, ওয়েবসাইট থেকেই কিনতে হয়েছে। তো আ একদম আ রিয়েল পিকচারও আমি চাইতে পারিনি ওখানে।
উ হু, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। তো হুম। না, না, না। মানে আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, অনেকে কিন্তু থাকে যে, এধরনের আ ধরুন, যে, কোনো একটা ফেইক প্রোডাক্ট কিনলো, কিনে আর সে আবার সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে এটা একটা রিয়াল প্রোডাক্ট। মানে রিয়াল প্রোডাক্টটা হলে ধরুন যে যেটার দাম অনেক বেশি হত। তা এমন ধরনের এই যে, আ কী বলব? <scoffs> যে, মানুষের সঙ্গে যে, প্রতারণা অনেকেই কিন্তু করে থাকে। তো আপনার নিউজ ফিডে কিংবা ফ্রেন্ডলিস্টে এমন কাউকে কখনো পেয়েছিলেন কিনা যে, একটু বিরক্তিকর, সবসময় শো-অফ করতে চায়?
জানিনা কোন অপশন ছিল কেনা চাওয়ার। ওটাতে আমি ও আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। না, আমি আমার ফ্রেন্ড ফ্রেন্ড লিস্টে হয়তো খুঁজলে পাওয়া যাবে। আমার পরিচিত জন না কেউ। তবে ওইযে এখন যে, থাকে, অ্যা যে, যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি থাকে, তাদের আবার কমেন্টেও বেশ কাদা ছোড়াছুড়ি হয়। অ্যা যে, কেউ ওই সে হয়তোবা কোনো একটা খুব ভালো ব্র্যান্ডের ব্যাগের ছবি অ্যা দিয়ে বলেছে। পরে হয়তো আমি নি দেখেছি যে, ওই কমেন্টে উপরে উঠে এসেছে যে, এইটা হচ্ছে যে, আ কপি। অ্যা কপিটা তা বলছে। এরকম জিনিস আমি প্রায়ই দেখি।
জি। হ্যাঁ। <chuckles> জি, জি। হু, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম।